জ্বি, জ্বি। আসলে এসব পরিস্থিতিতে আপনি আরো অনেক কিছুই করতে পারেন। আ সেটা হচ্ছে ফোকাস ধরে রাখার জন্য আপনি একটা টেকনিক ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ২৫ মিনিট ফোনে টাইমার সেট করে দিয়ে, আপনি নির্দিষ্ট একটা সময় ব্যয় করতে পারেন। আ সেটা হচ্ছে আপনি একটু পড়াশোনাতে ব্যয় করবেন এবং তার পাশাপাশি যেহেতু আপনি ফোন নিচ্ছেন চেষ্টা করবেন যে ফোনের নোটিফিকেশন টা যতটুক সম্ভব অফ রাখতে। কারণ নোটিফিকেশন আসলে দেখা যায় যে, মানে মনোযোগটা এদিকে ছুটে যায়। এবং আশা করা যায় যে আপনি যদি ছোটখাটো ভাবাবে যদি পরামর্শগুলো যদি অবলম্বন করেন, ধাপে, ধাপে তাহলে হয়তো অনেকাংশেই আপনার এই যে একাগ্রতা বা এই যে ফোকাস ধরে না পাড়ার যে বিষয়টা সেটা থেকে আপনি অনেকাংশেও পরিত্রাণ পেতে পারেন।
জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী। আ আচ্ছা, আমার কাছেও মনে হচ্ছে যে আ আপনি যেভাবে পরামর্শগুলো দিলেন আর ছোট, ছোট পরামর্শগুলো আমি যদি একটু হলেও আ মানে মেইনটেইন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমি অনেকটাই উপকার পাবো। বিশেষ করে যেমনটা বললেন ফোনের নোটিফিকেশন টা একটু অফ রাখা, ফোনটাকে হয়তো একটু দূরে রাখলাম বা একটু যে ২৫ মিনিটের মানে টাইমার দিয়ে ২৫ মিনিট পর ব্রেক নিয়ে নিয়ে যে বিষয়টা বললেন। তো চেষ্টা করে দেখব। আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শগুলো দেওয়ার জন্য।
জ্বি। হম। অবশ্যই। জী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য আসলে অনেক শুভকামনা। এবং আমি আশা করছি এসব পরামর্শ বা পদ্ধতিগুলো কিছুটা হলেও আপনার সমস্যাটা দূর করে দিবে। তো আপনি ভালো থাকবেন। আপনার সামনের দিনগুলো শুভ হোক।